হাই, কি অবস্থা? কেমন আছেন?
হ্যালো। এই তো ভালো, আপনি কেমন আছেন?
এইতো আমিও ভালো। তো কি করছিলেন সন্ধ্যায়?
উম মানে হচ্ছে করছিলাম মানে আমার জানলা থেকে আমি বাইরে তাকায় দেখতেছিলাম। মানে চাঁদ প্লাস হচ্ছে অনেক গাছ প্লাস যেটা হয় আসলে মানে গ্রামে আসলে অসংখ্য তারা দেখা যায়, যেটা আসলে শহরে দেখা যায় না। তো আজকে হচ্ছে আমি আমাদের গ্রামের বাড়িতে আসছি। উম চেষ্টা করতেছি যতটুকু আসলে উম <chuckles> মানে উপভোগ করা যায় প্রকৃতি।
হুম। হুম, হুম। আ আহ আচ্ছা। <chuckles> বুঝত বুঝতে পারছি। গ্রামে তার মানে আসলে আপনি এখন গ্রামে আছেন। তার মানে তো আপনি noise free ও আছেন এক প্রকার। বা এইযে যান্ত্রিক যে noise গুলো সেগুলো কিন্তু আসলে গ্রামে তুলনামূলক কমই হয়। তাই না?
হুম। আসলে noise টা না এম এটা হচ্ছে আ noise, noise
হু, হুম।
হচ্ছে এখানে আমি না শুনতে পাচ্ছেন নাকি
জি। হু, হুম।